আসলে বেশ অ্যা কিছুদিন থেকে না মানে খারাপ লাগতেছে। মন খারাপ হয়ে যাচ্ছে। ভালো লাগতেছে না, কাজে মন বসতেসে না, নিজেকে এলোমেলো লাগতেছে। তো ব্যাপারটা কিন্তু হয়ে যাচ্ছে আরকি। মানে তাছাড়া আমার মনোযোগটা কিন্তু আমি স্থির করে রাখতে পারতেছি না। তো যার ফলে দেখা আমি অন্য কাজগুলাও হারিয়ে ফেলছি। এলোমেলো হয়ে যাচ্ছে। নিজেকে বিষণ্ণ লাগতেছে। মন খারাপ হয়ে যাচ্ছে। তো, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে হয়তো বা, এই ব্যাপারটা থেকে আমি খুব দ্রুত অ্যা উদ্ধার হতে পারবো আরকি।
হ্যাঁ। জ্বী, জ্বী অবশ্যই। আপনার কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি আ খুবই বিষন্নতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো একটু যদি আমাকে খুলে বলতেন আসলে মানে আপনাকে কোন জিনিসটা জ্বালাচ্ছে? তাহলে হয়তো বা একটা সমাধান বের করতে পারতাম।
মানে দেখা যাচ্ছে যে আমি একটা ফা মানে ফার্মিং করতে যাচ্ছি আরকি। তো ফার্মিং করতে যাচ্ছি। তো সেই ব্যাপারটা অ্যা মনে হচ্ছে যে কঠিন হয়ে যাচ্ছে। মানে সে ব্যাপারটা যে ধরে রাখবো যে হ্যাঁ আমি ফার্মিং-ই করবো। আ ফার্মিং অনুসারে কাজকর্ম করব। তো সেই ব্যাপারটা মনে হচ্ছে না। মানে আমাকে বিভিন্ন পাশ থেকে বিভিন্নভাবে গ্রাস করে খাচ্ছে। কখনো মনে হচ্ছে চাকরি করি। অ্যা কখনো মনে হয় এটা করি, ওটা করি। তো ব্যবসা করি। তো, মানে আমি যেটা করতে চাচ্ছি সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। দেখা যাচ্ছে ফার্মিং অনেক বন্ধুরাও করতেছে। আমিও এটা কমফোর্ট মনে করি। অ্যা কিন্তুক হচ্ছে কি যখন কোন আ মানে খারাপ দুঃখের কোনো সংবাদ যেমন মনে হচ্ছে ফার্মিং এ একটু লস হচ্ছে অথবা দেখা যাচ্ছে এ সময়টা করা যাবে না ও সময় করো। তো তখন কিন্তু বেশ খারাপ লাগে আরকি, যে আসলে কিভাবে করব। তখন মনে হচ্ছে যে না আ এটা যেহেতু সিজন করতে হবে, মাঝে, মাঝে অফ রাখতে হবে তাহলে আমি চাকরিই করব। তো পরবর্তীতে ফি আবার মনে হচ্ছে, যে চাকরিটা কেন করবো ফার্মিং টাই বেস্ট। মানে এই যে বিভিন্ন ফার্মিং-এই কিন্তু বারবার ফেরত আসতেছি। আ কিন্তু ধৈর্য ধরে যে একবার ফার্মিং এর পেছনেই থাকবো সে ব্যাপারটা কিন্তু আসলে হচ্ছে না আরকি।
হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ একদম। এই জিনিসটা মানে শুনে বেশ খারাপই লাগলো। কারণ, একটা দেখা যাচ্ছে ফার্মিং এর মধ্যে আপনার এরকম একটা অভিজ্ঞতা। আবার দেখা যাচ্ছে অন্য একটা জিনিসও আপনি মানে যাচ্ছেন মানে দুটোর মধ্যে একটু দোটানার মতন একটা আ বিষয় আরকি চলছে আরকি। তো আপনি যদি একটু মানে বলতেন আসলে এই জিনিসটা কি আপনার এখানেই শুধু কার্যকর হয়? নাকি অন্যান্য ক্ষেত্রে বিষয়গুলো আপনি মানে দেখেছেন আপনার এরকম মানে মোটিভেশন এর বজায় রাখতে একটু সমস্যা হয়? যদি এই বিষয়টা একটু বলতেন।
হ্যাঁ, এই ব্যাপারটা যে শুধুমাত্র ঐ ফার্মিং-এ হচ্ছিল, এই ব্যাপারটা কিন্তু আসলে সেখানেও না। আসলে ফার্মিং আমার ব্যায়ামেরও কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয় আরকি। দেখা যাচ্ছে আগে অ্যা এই যে শরীলটের অবস্থা এত পরিমাপ খারাপ ছিল, আমি কোনভাবেই কিন্তু মেইনটেইন করতে পারতাম না। তো পরবর্তীতে ভাবলাম যে আসলে বিভিন্ন ইউটিউব। বিভিন্ন কিছু থেকে অনেক কিছু শিখে অ্যা বন্ধুরাও একটু ব্যায়াম করতেছে, ই করতেছে, ও করতেছে। তখন কিন্তু তাদের কাছ থেকে একটু সাহস পেলাম। সাহস পেয়ে দেখা হচ্ছে একটু মানে শরীর চর্চাটাও করি এর আগেও। তো এর আগেও কিন্তু দেখাচ্ছে আমি এই মোটিভেশন যে ধরে রাখব। যে নিজের ভালোর জন্য। সেই মনে হচ্ছে ভালোটাই আমি দিন শেষে মনে হয় বুঝি না। মনে হয় যে কালকে করবো, না পরশুদিন করবো। অ্যা লাস্টে দেখা যাচ্ছে আমার জীবন থেকে এখন হাঁটা চলা ছাড়া মাঝে, মাঝে হুট-হাট করে হাঁটা-হাঁটি হচ্ছে ঘরের মধ্যে। এইটুকুই মনে হচ্ছে আমার ব্যায়াম। অ্যা তাছাড়া আর হচ্ছেই না। আগে দেখা যাচ্ছে বিকাল হলেই খেলা খেলতাম, র‍্যাকেট খেলতাম, জাস্ট বিকেল হলেই একটু দৌড়াদৌড়ি করতাম, ফুটবল খেলতাম। কিন্তুক এখন? শুধু বিকাল হলেই মনে হচ্ছে হাঁটা-হাঁটি হচ্ছে শুধুমাত্র ঘরের মধ্যে এ ঘর থেকে ও ঘর। মানে ব্যাপারটা না দিন, দিন আরো মনে হয় কঠিন হয়ে যাচ্ছে। যে আমার লাইফ-এ মনে হচ্ছে আমি, সঠিকভাবে যে একটা মোটিভেশন ধরে রাখবো মানে কোন ব্যাপারেই রাখতে পারতেছি না। সবগুলা ব্যাপারেই মনে হচ্ছে আমার, এরকম এলোমেলো হয়ে যায় আরকি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী। বুঝতে পারলাম, আসলে এই জিনিসটা মানে শুনে বেশ খারাপই লাগলো, দেখা যাচ্ছে যে মানে ব্যায়ামের ক্ষেত্রে আপনার একরকম একটু দেখা যাচ্ছে আগে একটু হয়তো বা, ব্যায়াম হতো বা, একটু শরীরচর্চা হতো খেলা-ধুলা হত, এখন দেখা যাচ্ছে যে উলটো অনেকটা কমে গেছে আরকি, তো এই জিনিসটা মানে আপনি একটা জিনিস চেষ্টা করতে পারেন যে ছোটখাডো একটা লক্ষ্য যদি আপনি অ্যা ম মানে নির্ধারণ করেন সেটা কিন্তু আপনার জন্য কাজে দিকর কাজে দিতে পারে আরকি, মানে দেখা যাবে আপনি হয়তো বা, হাঁটা-হাঁটির জন্য একটা ছোট বিকালবেলা হয়তো বা, কোথাও একটু হাঁটতে গেলেন প্রথমে একটা অল্প দূরত্ব জায়গায় তারপরে দূরত্বটা বৃদ্ধি করলেন, মানে আস্তে, আস্তে জিনিসগুলো আ বৃদ্ধি করা যায় তো, তো এভাবে কখনো চেষ্টা করে দেখা হয়েছে আপনার, অ যদি একটু বলতেন।
আচ্ছা। উম না আসলে আপনি যেভাবে বললেন যে ছোটখাটো লক্ষ্যগুলা নির্ধারণ করে ধীরে, ধীরে করা মানে এভাবে কিন্তু আসলে করা হয়নি কখনো, আ দেখা যাচ্ছে যে ভাবতেছি যে একটু বডি বিল্ডার হয়ে মনে হয় ফেরত আসবো, আর মনে হচ্ছে যে এ আসলেই যে ফার্মিং এর একদম বস হয়েই ফেরত আসবো, কিন্তু আমি কিন্তু ভাবি না আ যে আসলে আমি সত্যি বলতে কি আমি প্রত্যেকদিন যেটা করি আরকি ব্যায়ামও করতেছি, পুশ-আপ করতেছি, এটা করতেছি, মানে সব ধরনের ব্যায়ামই কিন্তু একদিনে করতেছি, যার ফলে দেখা যাচ্ছে আজকে শরীরটা ভালো হলেও কালকে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, তখন তো মনে হয় যে আ ক্লান্ত হয়ে গেছি এ ৫ দিনের ব্যায়াম তো মনে হয় একদিনে করে ফেলেছি, তো আমি কেন আর ৫ দিন করবো, ৪ দিন করবো, তো একটু বেশ রেস্ট নেই, তো এভাবে করতে, করতে, কর, তে করতে ব্যায়াম কিন্তু আমার জীবন থেকে ব্যায়ামের জীবন থেকে আমি পিছিয়ে আছি, না আমি যদি জিনিসগুলো যদি ছোট, ছোট করে করতাম হয় যেমন দেখা যাচ্ছে অফিসে যাচ্ছি একটু হাঁটা-হাঁটি করলাম, একটু লিফটে না উঠে একটু সিঁড়িতে উঠলাম, বা অল্প পথ আছে একটু হাঁটা-হাঁটি করলাম, তো এভাবে যদি আমি ছোট, ছোট করে লক্ষ্য যদি ইস্থিরগুলা যদি করে করতাম হয় তাহলে হয়তোবা ভা ঠিক হতে হয়, এখন বেশ ভালো লাগতেছে আরকি।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, একদম। জ্বী। হ্যাঁ, এই জিনিসটা আসলেই কারণ দেখা যায়, মানে এরকম বড়সর যদি একটা পরিকল্পনা আপনি, আপনি নেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে, আপনার জন্য করাটা মানে আ মানে মোটিভেশন কিন্তু বজায় রাখা বেশ কষ্টকর হইয়া যাবে। তো দেখা যাবে এরকম কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন যে, এরকম আ ছোটখাটো একটা লক্ষ্য স্থির রাখার। একটা জিনিস যদি আপনার কাছে একটু জানতে চাই যে, মানে আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে আরকি আ কি, কি জিনিস আছে এরকম মোটিভেশন ধরে রাখার জন্য? বা একটা ভালো অভ্যাস মানে ব্যায়ামের কথা যেহেতু একটু বললেন, আ রুটিনের মধ্যে কি এরকম মানে ব্যায়ামের কোনো বিষয়গুলো আছে? যদি একটু বলতেন বিষয়টা।
জি। আসলে অ্যা ব্যায়ামটা ছিল, মানে দেখা যাচ্ছে অ্যা ব্যায়াম ছিল সকালে উঠেই, অথবা যদি সকালে মিস হয়ে যায় বিকালে করবো। অ্যা কিন্তু ওইযে আপনাকে বললাম যে আসলে, মানে আমি কোনভাবে যে এই ব্যাপারটা স্থির হয়ে থাকবো, মানে সুস্থির হয়ে যে কাজ করব, না, হয়তোবা সকালে ব্যায়ামটা মিস হয়েছে, তাহলে বিকালে একটু তাহলে জিমে যাই। তখন হা মন দিন শেষে মনে হয় হে না চাকরি করলাম সারাদিন, এত কর্মব্যস্ততা গেল, একটু বাসায় গিয়ে একটু রেস্ট নিই। তখন কিন্তু দেখা যাচ্ছে যে, আমার যে মনোযোগের ব্যাপারটা আছে সেটা কিন্তু হারিয়ে ফেলতেছি আরকি। <yawns> আর বিশেষ করে
জ্বী, জ্বী। বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ।
আমা আ আমার যে দিন শেষে অন্যান্য কাজগুলা থাকে যে মনে হয় যে একটা বয়সে গিয়ে ফার্মিং করব, সবকিছু শিখি, জানি, বুঝি। তো তখন মনে হয় যে না দিন তো এখনো পড়েই আছে। কালকে করব। <tsk> পরশুদিন করবো। এভাবে কিন্তু শেখাও হচ্ছে না। কোন কিছু করাও হচ্ছে না। মনে হচ্ছে আমার জীবনে এরকম হয়ে যাচ্ছে যে আমি যেটা করতে চাচ্ছি, সেটা মনে হচ্ছে করতে <tsk> কি পারতেছি কিন্তু স্থির হয়ে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট পরিকল্পনায় যে আ সঠিকভাবে যে আ মানে উপস্থাপন করব বা নিজের জীবনে অ্যা সেটা বজায় রাখবো। সেই ব্যাপারটা মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে হচ্ছে কি যে আজকে আমাকে কেউ একটা ভালো কথা বলতেছে। না এটাই ভালো। এটাই আমাকে এখন করতে হবে। এটাই আমি বুঝে গেছি। কিন্তু ২দিন পর ব্যাপারটা যে ভালো না খারাপ, করতে পারবো কিনা সেটা বিবেচনা না করেই আমি কি স্টার্ট করে দিচ্ছি আরকি। তো হয়তোবা ২-৩ দিন ঠিক থাকতে পারতেছি, এক সপ্তাহ ঠিক থাকতে পারতেছি, ১ মাস ঠিক থাকতে পারতেছি। কিন্তু পরবর্তীতে সবকিছু হারায় ফেলতেছি যে না এটা আমার জন্য না। এটা আমি কেন করব? মানে এই ব্যাপারগুলাই মাঝে, মাঝে দেখাচ্ছে খেয়ে যাচ্ছে আরকি আমি প্ল্যানিং না করার আগে হুটহাট করে কেউ ভালো কিছু বললেই সে মনে হচ্ছে যে আমি সেটাই করতে পারবো। সেটা খুব ইজি আরকি। এই সমস্যাটার জন্য আরকি মানে বারবার মোটিভেশন হারাচ্ছি। তো এইজন্য চাচ্ছি যে কোন একভাবেই যদি আমি ধরে রাখতে পারি তাহলে হয়তোবা আমি কিছু করতে পারবো আরকি।
জ্বী হ্যাঁ জ্বী, জ্বী। উম জ্বী। হ্যাঁ, মানে এক্ষেত্রে আপনার যেহেতু একটা সমস্যা হচ্ছে তো আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আপনার মানে আপনার মানে প্ল্যানিং অনুযায়ী আপনি ঠিক মত আগাচ্ছেন নাকি, নাকি অন্য কারো কথায় আপনি একটু ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু একটু মানে খেয়াল রাখা দরকার। মানে চেষ্টা করবেন যে মাঝে মধ্যে আপনার যে অধ্যাবসয় বা আপনি যে কাজগুলো করছেন সেখানে এক কথায় একটু ট্র্যাক এর মতন রাখা বা আপনি ঠিকঠাক মত আগাচ্ছেন নাকি সেটা একটু মানে লক্ষ্য রাখা। আর চেষ্টা করবেন কি যে আপনার যখন এরকম আ ছোটখাটো একটু জয় হবে বা আপনি যখন আপনার রুটিন গুলো আ ঠিকঠাক মত মানতে পারবেন বা আপনার কাজগুলো ঠিকঠাক মত করবেন। সেই ছোটখাটো জয়গুলি উদযাপন করার চেষ্টা করবেন। এটা হতে পারে আ এক কাপ চা খেয়ে মানে আপনার যে আ পছন্দ কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন আরকি। দেখা গেলো কি যে এক্ষেত্রে কিন্তু আপনার যে মানে মানে ভালো, ভালো কিছু অভ্যাস মানে গড়ে তোলার যে একটা বিষয় সেটা কিন্তু খুব সহজেই মানে মানে কন্টিনিউ থাকবে আরকি। দেখা যাবে কি যে মানে একদিন অ হয়তো উদযাপন করলেন পরের দিন আবার যখন আপনি ই করবেন মানে এরকম উদযাপনের মধ্যে থাকলে দেখা যাবে যে আপনার ওই মোটিভেশন টা কিন্তু বজায় থাকবে। তো এটা কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন। আপনার হয়তোবা এই জিনিসটা কাজে লাগতে পারে মনে হচ্ছে।
উম জ্বী। আচ্ছা। উম জ্বী। উম জ্বী। উ জি মানে <clears throat> আসলে আমি মনে হচ্ছে নিজেকে দিন, দিন কঠোরতার দিক দিয়ে যাচ্ছি তো। যেমন দেখাচ্ছে আমি ৫ দিনের ব্যায়াম মনে হয় ১ দিনে করতেছি যার ফলে মনে হচ্ছে যে কালকে করা যাবে না, পরশুই করা যাবে না চাজ ৪-৫ দিন করাই যাবে না। তো এর ফলে কিন্তু দেখা যাচ্ছে একটা সময় কিন্তু আমি সত্যিই অন্য কাজে ব্যস্ত হওয়ার ফলেই সেই জিনিসগুলা কিন্তু হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার জিন জীবন থেকে আরকি। তো আপনি যেটা বললেন যে আসলে উৎসাহিত নিয়ে কাজ করা, নিজেকে আনন্দিত রাখা যে আমি যেটা টাস্ক কমপ্লিট করতেছি সেই অবধিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমি আনন্দ পাবো।
হ্যাঁ।
চাপ নিয়ে যখন আমি করার চেষ্টা করবো তখন কিন্তু তখন কিন্তু আসলেই সেই ব্যাপারে নেগেটিভ সাইডগুলা কিন্তু আমার আ হৃদয় চলে আসে যে <clicks tongue> আ এখন এটা করা যাবে না, ভালো লাগতেছে না। কিন্তু তারপরেও একটা মনের জেদ নিয়ে করি, না এখন এটা করতে হবে, এখনই এটা করতে হবে, ব্যায়াম আমাকে আরো বেশি করতে হবে, ফার্মিং এর চিন্তা আরো বেশি করতে হবে। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে রেজাল্ট হয়ে যাচ্ছে কি? <clicks tongue> আমি চাচ্ছি যে সফলতা খুব দ্রুত কিন্তু এ এর ফলে সফলতা আরো কয়েকশ গুণ পিছিয়ে যাচ্ছে যার ফলে আমি মনে হচ্ছে আমার জীবন থেকে মাঝে, মাঝে মনে হয় যে হয়তোবা আমি যেটা করতে চাচ্ছি সেটা করতে পারতেছি কিন্তু যে সময় করতে পারতেছি সে সময় আমার কোনো প্রয়োজন নেই। তো আপনি যেটা বললেন যেটা আমার নিজেকে আনন্দিত রেখে কাজ করা তো এই ব্যাপারটা আসলে খুব ভালো লাগলো মানে বেশ এখন একটু মানসিকভাবে শান্তি পাচ্ছি আরকি।
হুম জি। বুঝতে পারলাম। জি, জি অবশ্যই মানে এগুলো যদি আপনি একটু আ চেষ্টা করে দেখতে পারেন, মানে আমার মনে হয় আপনার ক্ষেত্রেও বিষয়গুলা আ কাজে লাগতে পারে আর আ চেষ্টাও করবেন যে আপনার মানে যে কাজগুলো আপনি মা ফার্মিং এর বিষয় বা ব্যায়ামের বিষয়গুলো যে বললেন অ্যা সেগুলো একটু মজাদার করে তোলার দেখা যাবে যে যদি একটা খেলার মত আ বিষয়গুলো মনে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আকর্ষণটা বা ম মোটিভেশনটা কিন্তু ঠিকঠাক মতো বজায় রাখবে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো যে আম আপনার যেনো আপনি যেনো এই বিষয়গুলো কাজে লাগাতে পারেন বা আপনার যেন একটা মঙ্গল হয় এটা কামনা করছি।
আচ্ছা। এ জি। জি অবশ্যই। আসলে একটা সময় মনে হয়েছিল যে আমি মনে হচ্ছে আমার জীবনে মনে হচ্ছে অনেক কিছু থেকে পিছিয়ে যাচ্ছি মানে মোটিভেশনটা ধরে রাখার বা ধৈর্য না রাখার জন্য। তোহ! ভাব্বি ভেবেছিলাম হয়তোবা এই সমস্যাটা আমার জীবনে হয়ে যাবে যার কোনো সমাধান আমি পাবো না আরকি আমাকে হয়তোবা এভাবেই চলতে হবে। একটার পর একটা, একটার পর একটা। নে সুস্থিরভাবে কোনো কিছু করার যে আগ্রহটা সেটা কিন্তু আমি মনে হয় আর পাবো না। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি বেশ পরামর্শ দিলেন। এখন মনে হচ্ছে যে আমার মোটিভেশনটা ধরে রেখে আমি ধৈর্য ধারন করতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ।
উম জি।